হ্যাঁ কোকিলের সুর ধে হ্যাঁ, হ্যাঁ মজার একটা ঘটনা বলতে মিস করে গেছি। দেখ, কু আমরা যে শুধু আ শুধু যে আমরা কোকিলের ডাক শুনতাম এরকম না। আমরা কোকিলকে অনুকরণ করতাম। আ যে কোকিল যে ডাকতেছে আমরা সবাই ইয়ে কোকিল একবার ডাকলে আমরা হচ্ছে অ্যা পালাক্রমে কোকিল একবার ডাকলো তারপর আমরা যদি ৪ জন থাকতাম, ৪ জন এক এক করে ডাকতাম এবং একজন আর একজনকে আমরা জাজ করতাম যে কারটা কোকিলের কাছাকাছি হইছে এবং এটা করতে, করতে এটা করার মধ্যেই দেখা গেছে আমরা চারজন বলে শেষ করছি। তখন কোকিল আবার ডাকলো। তখন আমরা আবার ট্রাই করতাম। দেখা গেছে যে, অ্যা একটা কোকিল ডাক কোকিলের ডাকের পরে ৪ টা মানুষ কোকিলের ডাক হইত। তার মধ্যে হয়তো ১ টা বা দুই টা হয়তো একটু কাছাকাছি হইতো। আর বাকিগুলা হয়তো কাছাকাছি হইত না। কিন্তু আমরা সবসময় চেষ্টা করতাম এবং শুধু আমরা না, হ্যাঁ! বিষয়টা যে আমরা শুধু বাচ্চারা করতেছি এরকম না। মানে এটা একটা উৎসবের মতো ছিল। কোকিল যখন ডাকত তখন বড়রাও আ হচ্ছে সেটা আ মানে অনেক সময় অনুকরণ করত আরকি। যে রাস্তা দিয়ে একজন যাচ্ছে, সে শুনল একা, একাই যাচ্ছে ধরেন। আ সে শুনলো একটা কোকিল ডাকতেছে। সেও হচ্ছে কুহু, কুহু এরকম একটা শব্দ করে যাইতো আরকি। বিষয়টা আমি খুব অদ্ভুত ভাবে বললাম আসলে। কিন্তু আ সুরটা হচ্ছে অনেক সুন্দর।
অ্যা অবশ্যই, অবশ্যই একটু বলেন। আউ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ পালান। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। বাহ! আবার ডাকছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। জি। আচ্ছা। হ্যাঁ। জি। হুম, হুম। আচ্ছা হ্যাঁ আ না, না। না আপনি তো একদম দেখলাম যে পুরা আসল কোকিলের মতোনই ডাক দিলেন। তো না এটা বেশ বেশ ভালোই লাগলো। যাই হোক। তো নি যেটা কথা হচ্ছে যে এই যে আপনি মানে তার কোকিলের মানে এই ডাকটা ছাড়া আর কি কোন সুর আপনার ভাল লাগে কিনা বা মনে পড়ে কিনা এখনো চেনা, এই সুরগুলো আসলে আমা আপনার অনেক ভাল লাগত আ এরকম কিছু?
<chuckles> না, না, না, এরকম না।

হ্যাঁ, এরকম আ বিভিন্ন ধরনের অনুষ্ঠান ছিল। ছোটবেলায় যেগুলো টিভিতে দেখতাম। আ যেমন ধরেন "ইত্যাদি" শুরু হওয়ার আগে যে একটা মিউজিক দিত, "ইত্যাদি, ইত্যাদি," এরকম একটা মিউজিক দিত, হ্যাঁ, তো ওই টা অনেক সময় নস্টালজিক করে তোলে। তারপর হচ্ছে "চলছে গাড়ি সিসিমপুরে" ওইটার জন্য খুব অপেক্ষা করতাম যে, হ্যাঁ, সিসিমপুরে এটা কখন আসবে বা এই গানটা কখন শুনব বা এই সাউন্ডটা শুনলে আসলে একটু আ একটু ধরেন অ্যাটেনটিভ হয়ে যাইতাম। আ ওই অনুষ্ঠানটাতে ছুটি ছিল বা ছাড় ছিল যে "সিসিমপুর" হচ্ছে একটা শিক্ষামূলক অনুষ্ঠান সুতরাং পড়া রেখেও "সিসিমপুর" দেখা যাবে। তো যেহেতু আসলে সেই ফ্রিডমটা "সিসিমপুর" দিত বা "ইত্যাদি"র ওইরকম একটা গ্রহণযোগ্যতা ছিল। যে ইত্যাদি ভালো অনুষ্ঠান আচ্ছা ঠিক আছে তোমরা "ইত্যাদি" দেখো। তো এজন্য ওই, ওই, অনুষ্ঠানগুলোর প্রতি একটু বেশি কৃতজ্ঞ। কারণ সেগুলো হচ্ছে ওই সময় পড়া থেকে বের করে নিয়ে আসতো আরকি কিছু, কিছু, ক্ষেত্রে। তো যেজন্য ওই সুরগুলোর প্রতি একটু কৃতজ্ঞতা আছে এবং ভালোও লাগত ছোটবেলায় তো আসলে কিছু জিনিসই কয়েকটা জিনিসই হয়তো বাচ্চাদের জন্য। তো ওই গুলার প্রতি আসলে একটা টান কাজ করে বা এখনো শুনলে মনে পড়ে যে আ ছোটবেলায় উম সাদা কালো টিভি ছিল আমাদের বাড়িতে একদম ছোটবেলায় কারেন্ট যাওয়ার আগে। তো ঐখানে সবাই দলবদ্ধভাবে বসে, অনুষ্ঠান গুলো দেখতাম। সিসিমপুর যখন আসছে তখন অবশ্য রঙিন ছিল। আর তারপরে "সিসিমপুর" তো পরে আসছে "ইত্যাদি" তারপর আলিফ লায়লা। তারপর শনিবার "আলিফ লায়লা" রাইট, তো এইগুলো যখন দিত তখন হচ্ছে একদম সাদা-কালো ছিল আরকি তো ওই স্মৃতিটা আমার খুবই মনে পড়ে।
উফ। জি, জি। হ্যাঁ "ইত্যাদি" হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সিসিমপুরে। দেখা যাবে জি। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। দেখো। না, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ না। সিজন পরে, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। "আলিফ লায়ালা", জি। হ্যাঁ, হ্যাঁ।